আচ্ছা। এটা তাহলে আসলেই একটা মানে আ সচেতন হওয়া একটা বিষয় যে সবার কিন্তু মানে এই বিষয় নিয়ে সচেতন হওয়া দরকার। কারণ আসলে দেশের নাগরিক হিসেবে এই যে আপনি যেমনটা বললেন প্রযুক্তি বাড়ার সাথে, সাথে কিন্তু ফেইক নিউজ বাড়ারও প্রবণতা রয়েছে। তো সবাই আসলে সতর্ক থাকলে হয়তো এই বিষয়টা অনেকখানি কমে দেওয়া যাবে। তো আস আসলে আপনি যেমনটা বললেন আরকি যে সবার দরকার যে আসলে ফেইক নিউজ কোনটা আর ভালো সংবাদ কোনটা বা অরিজিনাল নিউজ কোনটা সেটার মধ্যে একটা পার্থক্য বা যাচাই খুঁজে নেওয়াটা কিন্তু খুবই দরকার। সেটা যেকোনো মাধ্যমে হোক না কেন। তো বিশেষ করে আসলে গ্রামে বিশেষ করে দেখা যায় যে তারা আসলে অ্যা যেসব অ্যা খবরাখবর যাচাই করার মাধ্যম তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছে না বা জানতে পারতেছে না। যেভাবে আসলে শহরের মানুষরা বুঝতে পারে। তো এই ক্ষেত্রে আসলে যারা গ্রামে থাকে তাদের উদ্দেশ্যে কি, কি ধরণের পরামর্শ দিবেন যাতে করে তারা বুঝতে পারে যে নিউজ টা আসলে ফেইক?
হওয়া দরকার, হ্যাঁ। জি, অবশ্যই। হ্যাঁ। জি, অবশ্যই। জি, একদম। বুঝতে পেরেছি। আচ্ছা। আ সেক্ষেত্রে আমি মনে করবো অ মনে করি যে আসলে গ্রামের মানুষই মনে হয় যে আসলে আ ভালো খবরটা জানে আগে। কারণ হচ্ছে কি? আ তারা হচ্ছে যে টিভিতে দে মানে গ্রামের লোকজন কি হয় অনেকটা ঐ যে এগুলো আমরা যেমন আ ফোন ইউজ করতেছি বা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি। গ্রামের লোকজন কিন্তু অতটা এগুলো ইউজ করে না। তারা কিন্তু ওই যে খবর চ্যানেলের সামনে বসে থাকে, এ খ টিভির সামনে বসে থাকে বা পত্রিকায় একটু পড়ার চেষ্টা করে। হ্যাঁ, পত্রিকা দেখার চেষ্টা করে। তো এই জিনিসগুলো কিন্তু আ তারা দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু মূলত ফেইক নিউজ কিন্তু খুব সহজে ছড়ায় না। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো আ দেখা যাচ্ছে অ্যা ভালো নিউজ গুলোই পায়। অবশ্যই শহরের লোকজনে হ্যাঁ সচেতনরা মানে শহরের লোকজনে একটু বেশি হয়। কিন্তু আবার যারা দেখবেন যে গ্রামে যারা নতুন, নতুন করে এই যে AI আপনারা হচ্ছে প্রযুক্তিগুলো ব্যবহার করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আবার বেশি হচ্ছে যে আ ফেইক নিউজগুলো যারা বুঝতে পারতেছে না, ফেইক নিউজগুলো ছড়াচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলা যায় যে আসলে তাদেরকে শেখানো উচিত আ যে কিভাবে ফে যায় ফেইক নিউজ গুলো আ বোঝা যায় বা কোথা থেকে আগে জানবে যে এটা ফেইক নিউজ। সতর্ক করতে পারি তাহলে কিন্তু মনে হয় বেশ ভালো হয়।
আচ্ছা। উহু। একদমই ঠিক। না, টিভিতে দে সেটা দেখে আরকি। <clears throat> আচ্ছা। মানে একটু সচেতন তারা। <chuckles> আচ্ছা। হু, হু। আচ্ছা। ঠিক আছে। মানে সতর্ক করতে পারবে। আচ্ছা। এটা কিন্তু অনেকটা সুন্দর একটা আপনি পরামর্শের কথা বললেন যে তাদেরকে সতর্ক করা যায় এবং তারা যেহেতু আসলে টিভিতে বেশি সময় ব্যয় করে তারা কিন্তু আসলে ভালো নিউজ বা ফেইক নিউজ থেকে অনেকটাই দূরে থাকে এবং আপনি যেমনটা বললেন যে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অ্যা পরিবার বা অভিভাবক বা শিক্ষকদের মাধ্যমে কিন্তু আসলে নিউজ যাচাইয়ের মাধ্যম কিভাবে আসলে ফেইক নিউজ বা অরিজিনাল নিউজ কোনটা সেটা কিন্তু শিখতে পারবে এবং আপনি আসলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও অনেক সুন্দর, সুন্দর পরামর্শ শেয়ার করলেন এবং আলোচনাটাও অনেকটা সুন্দর হল। অ্যা তার জন্য আসলে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
জি, অবশ্যই। হ্যাঁ। জি, অবশ্যই।

আচ্ছা। হ্যাঁ, এটা আস ওস ঠিক বলেছেন। এটা বাস্তব কথা বলেছেন, এইগুলো হচ্ছে। অ্যা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় অ্যা যারা একটু নতুন, নতুন এসেছে অ্যা মানে অ্যা দেখা যাচ্ছে অ্যা যারা নতুন, নতুন এসব সোশ্যাল মিডিয়া এসেছে বা দেখা যাচ্ছে এগুলো ব্যবহার করা শিখতেছে। তাদের ক্ষেত্রেও বেশি ব্যবহার হয় যে, আসলে ফেক নিউজ গুলো বুঝতে পারে না। সেগুলো খুব একদম মানে অ্যা রিল শেয়ার করতেই থাকে, শেয়ার করতে থাকে। মানে একটা বিরক্তকর অবস্থা করে দেয়। তো আমার একটা এরকম একটা চাচা আছে এরকম আরকি যে, তিনি হচ্ছে নতুন, নতুন আরকি শিখতে মানে অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়া ছিল কিন্তু হচ্ছে এই যে, টেক ফোন টোন নতুন এন্ড্রয়েড ফোন কিনেছে নতুন আ নতুন কিনে আসলে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে আ বা ব্যবহার করতেছে, ভিডিওগুলো দেখতেছে। তো সে কিন্তু ওরকম আর বুঝতেছে না যে, কোনটা অরিজিনাল কোনটা ফেক। তো সে কিন্তু দেখাচ্ছে থেকে কোন একটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ। ঘটনাটা ঘটতেছে আমাকে শেয়ার করে দিচ্ছে। ১ম দিকে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। অনেক সময় কি হয় যারা এই নিউজ গুলো শেয়ার করে তারা কিন্তু বুঝতে চায় না যে, এটা আসলে ফেক নিউজ। তো তাদেরকে বোঝানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, অ্যা ১ম দিকে। তারপরে, তারপরেও চেষ্টা করি যে, আসলে এটা ফেক নিউজ এটা হ্যাঁ, একদম। যে, ১ম দিকে বোঝানোর চেষ্টা করি যে, আসলে এটা তো ফেক নিউজ এটা শেয়ার করছে, ঠিক আছে। আমাকে তো সমস্যা কিন্তু মানুষকে দিলে হয়তোবা কা খারাপ হবে। সেটা ব্যা বুঝতে মনে করবে যে, এটা অরিজিনাল নিউজ। কিন্তু তোমাকে দেখা উচিত যে, হ্যাঁ। গুজব ছাড়া মনে হবে। তখন তোমার দেখা উচিত যে, আসলে কী, কী বিষয় রয়েছে। এখানে কোন ভালো ছবি দেওয়া আছে কিনা, ভালো ডেট দেওয়া আছে কিনা। এই বিষয়গুলো দেখে তোমার শেয়ার করা উচিত। অ্যা তারপর অনেক সময় বোঝে, আবার অনেক সময় বোঝে না, তারপরেও শেয়ার করে।
ছি, জী। আচ্ছা। একদমই ঠিক। উহুম। আচ্ছা। উহুম। আচ্ছা, মানে তিনি একটা অনিশ্চয়তায় পড়ে গেছেন আরকি। আচ্ছা। একদমই ঠিক। মানে তারা তাদের মতামত নিয়ে থাকে আরকি। আচ্ছা। হুম, হুম। অনেক গুজব ছড়াবে বলে মনে করেন আর কি। আচ্ছা। হুম, হুম। যাক এটা কিন্তু আসলে ঠিক বললেন যে, <laughs> অনেক ক্ষেত্রে যারা বিশেষ করে বয়স্কদের কথা যেটা বললেন যে, তারা হয়তো বিষয়টা না বুঝে হয়তো শেয়ার করে ফেলে এবং তারা হয়তো ভাবে যে, তাদের অ্যা কথাটা ঠিক বা তারা যে, নিউজ দেখেছে সেটা আসলে সত্যি। তো এসব ক্ষেত্রে তাদেরকে আসলে বোঝানো অনেকটা কষ্টসাধ্য। তবে আসলে এই যে, যুক্তি দিয়ে যখন বিষয়টা বোঝানো হয় বা তাদেরকে যখন আসলে এই যে, আপনি যেমনটা বললেন যে, আসল নিউজটা যখন দেখান, তারা হয়তো অনেকটা সময় তাদের ভুলটা বুঝতে পারে এবং এক্ষেত্রে তারা অনেকটা সচেতন হয়। তো আসলে অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে, অ্যা এসব নিউজ এর কারণে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ে এবং মানুষের মধ্যে একটা মানে ভীতি ছড়ায় পড়ে। তো এসব কমানোর জন্য আসলে অ্যা আপনার কি মনে হয় যে, সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি, কি ধরনের উদ্যোগ নিতে পারে যাতে করে ফেক নিউজ গুলো আসলে মানুষ চিনতে পারে এবং ফেক নিউজগুলো যাতে না ছড়ায়?
জী, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। বুঝতে পারে, হ্যাঁ। জী, অবশ্যই। জী, অবশ্যই। আচ্ছা, বুঝতে পেরেছি।